পরিচিতির ব্যাপারটা, <smacks lips> সেখানেও কিছু, কিছু জায়গায় ঘাটতি রয়ে গেছে, এখনকার যুগে। কারণ হচ্ছে, আগেকার যুগে মানুষরা হচ্ছে যে, স্মার্টফোন ছাড়া অনেক কি অনেক জায়গায় যেতে পারত। অবশ্য আগেকার যুগে জিনিসগুলো একটু ইজিও ছিল, কিছু ক্ষেত্রে। মানে এখন যেরকম আমাদের কোনো কিছু স্পেসিফিক কিছু লাগলে, তখন আমাদের আমরা জের যেকোনো জায়গায় যেয়ে খুঁজে-টুজে নিয়ে আসি। ঠিক আছে? মানে আমার ক্ষেত্রে, আমি বলব যে, স্মার্টফোনের অবদান আমার লাইফ জীবনের প্রতি হচ্ছে, অনেক বেশি। কারণ হচ্ছে, আমার আব্বুর মাঝখানের দিকে হচ্ছে সার্জারি হয়েছিল। তখন হচ্ছে, আ আ মানে ইন্ডিয়াতে হয়েছিল, তখন হচ্ছে ইন্ডিয়ান কিছু মেডিকেশন দেওয়া হচ্ছিল, তাকে। সেগুলো হচ্ছে বাংলাদেশে যে একটা সিচুয়েশন গেল, তারপর হচ্ছে আর ঐ মেডিকেশনটা হচ্ছে কন্টিনিউ করা পসিবল হচ্ছিল না। তখন দেখা গেলো, স্মার্টফোনের জন্য আমি হচ্ছে ওইটার অল্টারনেটিভস খুঁজে বের করে আনতে পারলাম, বা এমন একটা জায়গা খুঁজে বের করে আনতে পারলাম, যেখানে ইন্ডিয়ান ঔষুধগুলা হচ্ছে বিক্রি করে। সো দেখা যায় যে, ঐটার জন্য হচ্ছে, আমার আব্বুর কিন্তু অনেকটুকু শরী শরীর স্বাস্থ্য এখন অনেক ভা অনেকই ভালো অবস্থায় আছে। তো এটা আমি বলব যে, স্মার্টফোনের একটা খুবই বড় একটা কর্তব্য মানে, আমার জীবনে। আপনার কি মন আপনার জীবনের সবচেয়ে বড় কর্তব্যটা কি স্মার্টফোনের? এটা আমি অ্যাকচুয়ালি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম।
জ্বী, জ্বী, জ্বী, জ্বী। হুম, হুম, হুম। হুম, হুম। হ্যাঁ। জ্বী, জ্বী। আচ্ছা, আচ্ছা। হুম, হুম, হুম, হুম। চ্ছা, চ্ছা। হু, হু, হু, হু। আসলে ভাই। এ আসলে ভাই, স্মার্টফোন আমাকে মানে, আমার কিন্তু একটা বিজনেস আছে। সেই বিজনেস এ কাপড়ের বিজনেস করি আমি। সেটার ক্ষেত্রে হয় কি, এই বিজনেস এর ক্ষেত্রে, বর্তমানে মডার্ন যুগ এখন, যুগ চেঞ্জ হচ্ছে। আসলে, মানুষ এখন অনলাইন ভিত্তিক কিন্তু কাপড় কেনাকাটা, কিন্তু বেশি করে। তো আমি কি করি মাঝে, মাঝে এইযে, এরকম কিছু কাপড়ের আপলোড করি বিভিন্ন ছবি-টবি দিয়ে, প্রাইস সিলেক্ট করে দেই। তখন কি হয় যে, মানুষের জন্য খুব সুবিধা হয় যে, অনলাইন থেকে অর্ডার করে দিলো। আমি জাস্ট ওটা একটা ডেলিভারি বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিলাম। এইযে, স্মার্টফোনের মাধ্যমে যে বে সেল বা বাই সেল এই জিনিসটা অনেক সহজ করে দিয়েছে এই মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, স্মার্টফোনেই তো এটা সম্ভব। তো এইভাবে ধীরে, ধীরে কিন্তু মানে একটা আমার, এই কাজটা কিন্তু আমার খুবই উপকার হয়েছে, আমার জন্যে। এটার ক্ষেত্রে আমার মানে স্মার্টফোনের অবদান অনেক বেশি, আমার ক্ষেত্রে আরকি যেটা।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আপনার সাথে আসলে কথা বলে খুবই মজা লাগলো। অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু বুঝতে পারলাম। খুবই ভালো লাগলো। শুভরাত্রি।
জ্বী। জ্বী, জ্বী, জ্বী। হু, হু, হু। জ্বী, জ্বী, জ্বী। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনার কথাগুলো অনেক ইনফরমেশন ছিল। তো ভালো থাকবেন আপনি, সুস্থ থাকবেন, আর ধন্যবা